হ্যাঁ, এইখানের বিষয়টা হচ্ছে যখন হচ্ছে গ্রামবাসীরা আর ডিফেন্স করতে পারতেছিল না বা তারা জিনিসটা নিতে পারতেছিল না, যে হ্যাঁ, হ্যাঁ। তারা হচ্ছে সারা বছর খেটে খুটে ফসল ফলায়। আর ডাকাতরা এসে নিয়ে যায়। তো তারা ভাবলো যে কি করা যায় কি করা যায় তো তাদের তো ওরকম ফিটনেস ও নাই বা তারা ওরকম চাইলে ডা ডাকাতদের প্রতিরোধও করতে পারবে না না সমর্থন না। তো সেক্ষেত্রে তারা ঠিক করলো যে হচ্ছে আ তারা সামুরাই ভাড়া করবে। যোদ্ধা ভাড়া করবে যারা হচ্ছে সেই ডাকাতদের মোকাবেলা করবে। তখন হচ্ছে তারা বিভিন্নভাবে আ আ ডাকা মানে হচ্ছে সামুরাই বেশ কয়েকজন নাম করা এবং ভালো সামুরাই থাকে আশেপাশে।
হু, হুম, প্রতিহত করতে পারছিলেন না। বুঝতে পা আ সমর্থ আসলে তার আসলে না। ওকে। হুম। বুঝতে পারছি। আচ্ছা। মানে ও সামুরাই কেব বেশ কয়েকজন বলতে কি ৭ জনের কথা কি আসলে বলছেন যেহেতু আসলে বুঝতে পেরেছি।
৭ জন রাইট ৭ জন। হ্যাঁ, শেষ পর্যন্ত ৭ জনের একটা টিম হয় আরকি। শেষ পর্যন্ত ৭ জনের একটা টিম হচ্ছে তারা ম্যানেজ করতে পারে।
ও আচ্ছা। মানে তাদেরকে আসলে তারা কি ভাড়ায় আসলে নিয়ে আসছিলেন। যে আসলে আ কৃষকরা আসলে তাদেরকে ঠিক কিভাবে নিয়ে আসছিলেন এবং সেখানে আসলে আ বলা যায় যে আপনি কিভাবে আসলে তারা ঠিক করেছিলেন যে আসলে কারা আসবেন বা সামুরাই বা আসলে কেন আসছিল? সেটা যদি একটু বলেন।
হ্যাঁ, সেটা হচ্ছে যে এ তাদের কাছে তো এরকম কোন অর্থ নাই। বা এরকম কিছু নাই যেটা হচ্ছে বিনিময় করার মতো। তারা খুবই রিকোয়েস্ট করে আরকি। সামুরাই যারা থাকে তাদেরকে খুব রিকোয়েস্ট করে যে, তোমরা আমাদের এখানে আসো। আমরা তোমা তোমাদেরকে যথাযথ সম্মান বা মর্যাদা দিবো। এরকম বলে। আর সামুরাই যারা ছিল তাদের অবস্থাও যে আসলে খুব বেশি ভালো ছিল এরকম না। তারা খুব ভালো ফাইট করতে পারত। কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা বা ওই এরকম পজিশন ছিল না। তারাও দেখা যাচ্ছে যে
হুম, হু। জি। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। তারাও আসলে ওনাদের কষ্টটা আসলে বুঝতে পারছেন সেটাই কি?
হ্যাঁ, তাদের কষ্টটা বুঝতে পারছিল। হ্যাঁ। তাদের কষ্টটা বুঝতে পারছিল প্লাস হচ্ছে আ তারাও যে খুব ভালো কন্ডিশন ছিল ভালো, ভালো, অর্থনৈতিক অবস্থার ভেতরে ছিল এরকম না। তারাও দেখা যাচ্ছে পথে প্রান্তরে ঘুরত। ভালো যোদ্ধা ছিল। কিন্তু আ তাদেরও আসলে খাবারের অভাব বা এই যেহেতু জিনিসগুলা ছিল। এবং তাদের একটা ডিজায়ার ছিল যে তারা যে সামুরাই এটা যে হচ্ছে মানে তারা প্রায় ভুলেই যাচ্ছিল দীর্ঘদিনের আ মানে অনভ্যাসের ফলে আরকি।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। আচ্ছা। বুঝতে পেরেছি। ও আচ্ছা মানে বুঝতে পারছি। তো এই যে আপনি বললেন যে তাদের কথাটা তাদের অবস্থাটা বললেন। তো এইখানেই যে সিনেমাটার আসলে কোন জিনিসটা আপনার আসলে ভাল লাগলো যেহেতু আসলে পটভূমিটা আসলে বুঝতে পারছি। এটা আসলে মহৎ একটি সিনেমার কথা বলতে পারেন যে উম কিছু অসহায় মানুষদের আসলে সাধারণ মানুষদের সাহায্য করার জন্য ৭ জন আ বলা যায় যে সামুরাই আসছে এসেছেন। তো এখানে আসলে কোন জিনিসটা আপনার কাছে খুব উম গুরুত্বপূর্ণ? নির্মাণ শৈলী আসলে আপনি বললেন যে হয়তো কোয়ালিটি টা আসলে ভালো না। কিন্তু অভিনয় বা বলা যায় যে এটার যে আ স্টোরি লাইন টা আছে সেটা কি আসলে আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম।

হ্যাঁ। তো ইমোশনাল যে বিষয়টা, সেটা হচ্ছে লাস্ট সিনটাতে একদম বোঝা যায়। যে সেখান থেকে সামুরাই মানে মূলত এ যে সামুরাইরা ছিল, তারা এভাবে ভাড়াই খাটত আরকি বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় তাদেরকে ভাড়া করে নিয়া যাইত আরকি। হ্যাঁ। তো শেষের দিকে হচ্ছে.৭ জন সামুরাই আসছিল এবং ২ জন সামুরাই হচ্ছে এখান থেকে ফেরত যায় আরকি। হ্যাঁ? আর বাকি যে ৫ জন ছিল, সেই যুদ্ধে হচ্ছে যে ৫ জন সেখানে হচ্ছে মারা যান। বিষয়টা এরকম ছিল এবং তাদের কাছে এই সুযোগ ছিল সেই যুদ্ধটা স্কিপ করার বা, সেখান থেকে চলে যাওয়ার। যেহেতু তারা ভাড়ায় আসছে, তাই না? সে সেই গ্রামবাসীরা হেরে গেলে তো হ্যাঁ, গ্রামবাসী
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বোল বোঝাই যাচ্ছে। ওকে। আও আচ্ছা! হুম, বুঝতে পেরেছি। ওকে। না, তা তো অবশ্যই। তা তারা আসলে নিজেদের যুদ্ধ হিসেবে যে বিষয়টাকে নিয়েছেন। সেটাই তো আসলে সবচেয়ে বড় বিষয় বা, আত্মত্যাগের বা, এইযে বিষয়টা, দৃঢ়তা, সেটাই কিন্তু আসলে ফুটে উঠছে বলা যায়। এবং সেই যে আপনি যে শেষ কথাটা বললেন যে, "আ অনেকে হয়তো নিজেদের মধ্যে আসলে টিকে থাকতে পারেননি।" কিন্তু এইযে আ সামুরাইরা খনিকের জন্য এসেও আসলে এইযে এত বড় একটা আ চিরন্তন যে বিষয়টা আসলে ফুটিয়ে তুলেছেন যে স্বল্প সময়ের জন্য এসে কিন্তু ফুটিয়ে তুলেছে। এটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি eye catching বিষয় বা, বলা যায় যে জীবনের বা, হৃদয়কে আসলে ছুঁয়ে যাওয়ার মত বিষয়, যেটি আসলে আপনার কথা থেকে আসলে ফুটে উঠেছে। তো
হ্যাঁ। একদম, একদম। হুম। হুম। একদম, একদম। হ্যাঁ। এবং এটা লাস্ট সিনটাতে হচ্ছে এরকম ছিল যে সামুরাই ২ জন যখন চলে যায়, এর মধ্যে ১ জন ছিল হচ্ছে সবচেয়ে বৃদ্ধ, মানে সবচেয়ে যে সিনিয়র। আরেকজন ছিল মনে হয় সবচেয়ে যে জুনিয়র। হ্যাঁ? তো তারা যখন যাচ্ছিল আ বাকি যে ৫ জনের যে কবরটা, সেটা একটা ফ্রেমে দেখাচ দেখাচ্ছিল আরকি। এ সিনেমার একটা ফ্রেম দেখাচ্ছিল এবং তারা যে ২ জন যাচ্ছিল তারা বলতেছিল যে অ্যা বা "We have survived another war." মানে "আমরা আরেকটা যুদ্ধ সারভাইভ করছি। কিন্তু পরেরটা আসলে পরেরটা সারভাইভ করতে পারবো কিনা আম আমরা জানি না। পরের বার হয়তো তুমি নয়তো আমি ওই কবরের জায়গায় থাকবো।" এরকম ভাবে বলে হচ্ছে তারা সেখান থেকে escape করে আরকি। তো এই জিনিসটা হচ্ছে যখন একটু ল আ হা দীর্ঘ সময় ধরে যখন জিনিসটা দেখছি এবং ওটার ভিতরে ঢুকে গেছি। তো আ মানে ওই গ্রামের সাথে আসলে নিজেকে খুব একাত্ম মনে হচ্ছিল আরকি। যে নিরীহ এক
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও আচ্ছা। আ যুদ্ধে আসলে পিসিগি আ বুঝতে পেরেছি। বাহ! বেশ। হ্যাঁ, মানে আপনিও মনে হচ্ছিল যে সামুরাইয়ের জায়গায় থাকলে আপনি এই কাজটা করতেন বা, ওইযে heroism টা কিন্তু আসলে আপনাকে বলা যায় যে সবচেয়ে বেশি বলা যায় যে প্রভাবিত আসলে করেছে। এই বিষয়টা কিন্তু আসলে বেশ আ সুন্দর বলা যায় বা, বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে শুনে। তো এইক্ষেত্রে আসলে একটা জিনিস জানতে চাই? এইযে সিনেমার আ যে বিষয়টা আপনি বললেন, সেই সিনেমাটার সাথে বর্তমান সময়ে আসলে প্রাসঙ্গিকতা আসলে কতটুকু বা, এইযে আসলে পুরনো সিনেমার যে আধুনিক জীবনে আস আসলে আসলে কতটা প্রাসঙ্গিক আপনার ক্ষেত্রে? বা, আপনার আসলে কি মতামত এখানে?
করেছে, হ্যাঁ।

আচ্ছা, আপনার দেখা এমন কোনো পুরনো সিনেমা কি আছে, সেটা আসলে এখনো আপনাকে টানে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, আমি খুবই অ্যা পুরোনো একটা সিনেমা দেখেছিলাম বেশ কিছুদিন আগে, ৬ ৭ বছর আগে। তো ওই সিনেমাটা খুবই ভালো লেগেছিল আরকি আমার। তো আমি একটা জায়গা থেকে সিনেমাটা সম্পর্কে পাই। এটা সম্ভবত IMDB rating এ খুব ভালো rating এ ছিল। তো সেইখান থেকে হচ্ছে খুঁজে আমি মুভিটা সম্ভবত দেখি নাকি কেউ আমাকে suggest করছিল, এখন আমার ঠিক মনে নাই। কিন্তু মুভিটা মুভিটা হচ্ছে অনেক অ্যা মানে long ছিল। মৌ সম্ভবত ৩ ঘন ৩.৫ ঘন্টার কাছাকাছি ছিল আরকি মুভিটা। তো খুবই বাজে print. অ্যা মনে হয় ১৯৫৪ সালের মুভি সেটা। খুবই বাজে print ছিল এবং সাউন্ড আসলে খুব বেশি ভালো ছিল না। তো শুরুর দিকে হচ্ছে অ্যা মানে যখন অস আসলে একটা মুভি download করি, তখন তো আসলে দেখ ১ম এই তো দেখি যে, সেটার quality আসলে কিরকম বা দেখা যাবে কিনা, বিশেষ করে পুরোনো মুভি হলে। তো শুরুর দিকে আসলে decision নিতে পারতেছিলাম না যে, দেখব নাকি দেখব না। প্রিন্টিং তো খুব একটা ভালো না। <sniffs> অ্যা তো পরে দেখলাম, আচ্ছা, একটু দেখা শুরু করি কেমন লাগে। তো পরে যখন আসলে দেখা শুরু করলাম, তো এটা আমার আ মানে one of the most favorite movie এর মধ্যে একটা হয়ে গেছে আরকি।
আচ্ছা। হুম, হুম। ও আচ্ছা! ওকে। বুঝতে পারছি। আচ্ছা। বুঝতে পেরেছি। ঔ! বুঝতে পেরেছি। হুম, হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, এই যে, আপনি বললেন যে, one of the f most favorite সিনেমা আপনার বা সবচেয়ে পছন্দের সিনেমাটির কথা আসলে আপনি বললেন। তো এইটা কেন আসলে আপনার জীবনে এই যে, এতটা খারাপ quality বা বলা যায় যে, অ্যা যে, মানে প্রযুক্তিগত দিক থেকে খারাপ হলেও আসলে আপনার মনে হয় কেন আসলে আলাদা স্থান করেছে বা এইটার কি অস কোনো স্মরণীয় আপনার বিষয় আছে যে, এটি আসলে আপনার মনে এখনো গেঁথে আছে বলে আপনি এটাকে বো মনে করেন যে, আপনাকে এখনো আসলে টানতেছে?
হু, হুম। হুম। <clears throat> হুম, হুম।। <clears throat>